হ্যাঁ, আসলে দেখা গেছে কি যে, ডিজিটাল detox করার সময় আমার মানে যে পরিবর্তনগুলা আমি দেখতে পারসি, ওটা হচ্ছে গিয়ে আমি আ কী বলে? ১ম ত ওইযে ঘুম জিনিসটা যেটা আছে, ওই জিনিসটা ঠিক মতন ঘুমাইতাম আরকি। হ্যাঁ। দেখা গেছে এখন আর রাত জাগা হয় না। কারণ আ রাত জাগবো কিভাবে? রাত জাগার জন্য তো ঐযে ১ টা অযথা কাজ করা লাগবে। কাজের দেখা যায় কি? ১ টা যদি আমি কাজ করতে যাই, তাহলে কিন্তু আর ঘুম ঘুমটা মানে তাড়াতাড়ি চলে আসে। কিন্তু যদি একটু অযথা কাজ করি, <chuckles> তাহলে কিন্তু ঐযে ঘুম আসবে না। যদি মনে করি যে, মোবাইল ছল মোবাইল ফোনটা ছিল, ওইটা দিয়ে দেখা যেত যে অযথা মানে সময় কাটাতাম। ভালোই লাগতো বা হ্যাঁ? রাত জাগা যাইতো।
আচ্ছা। ওটা ভালো হয়ে গেছিল, হ্যাঁ। <laughs> সেটা আক আসলে নেই আরকি। হ্যাঁ। <laughs> না, সেটা অবশ্য ঠিক। সময় কাটাইতেন। আর তখন ঘুমও কিন্তু আসতো না। কিন্তু যখন আসলে কাজের ব্যাপারটা চলে আসে তখন কিন্তু দেখা যাচ্ছে ঘুম এতটাই পায় যে, আসলে কাজটা তো হয় না বা, ঘুম কিন্তু চলেই আসে। কিন্তু অকাজের সময় কিন্তু আসলে ঘুমটা কিন্তু আসতে চায় না। বিষয়টা বেশ আপনি ভালোই বলেছেন। তো আসলে আপনি যখন বিরতি নিলেন যে, আপনার মনোযোগ, ঘুম বা, মানসিক শান্তিতে কি প্রভাব পড়েছিল বলে আপনি মনে করেন?
<laughs> জি, জি। একদম। হ্যাঁ। একদম, একদম। তো হ্যাঁ, এই জিনিসটা দেখা গেল ঘু ঘুমের প্রভাব পড়ছে আরকি জি, জি। হ্যাঁ, তারপর দেখা গেলো কি এইযে গুম ঘুম যখন আমি ঠিক টাইমে দিতাম, তখন দেখা যেত যে, আ ঠিক টাইমে আমি উঠতে পারতাম আরকি। উঠার পরে দেখা গেছে কি যে মানে আমার কাছে ওইযে একটা জিনিস কি? আপনি যদি সকালের শুরুটা এক কথায় ১২ টা বাজে করেন আর যদি ১২ টার দিকে আপনি সবসময় ঘুমাইতে যান আরকি। তো দেখা যাবে আপনার কাছে ১২ ঘন্টার একটা আ টাইম পাবেন। দুপুর ১২ টা থেকে রাত ১২ টা। আর যদি আপনি যত আগে উঠবেন, দেখবেন তত বেশি আপনার কাছে টাইম হ আপনের আ ১১ টা উঠলে ১৩ ঘন্টা টাইম পাচ্ছেন। তারপর এরকম হয় ৬ টা বাজে উঠেন তাইলে এক কথায় অ্যা মানে ১৮ ঘন্টার একটা টাইম পাচ্ছেন আরকি। তো এরকম যদি <chuckles> দেখা গেছে কি যে, আমি যে যেকোনো একটা skill ডেভেলপমেন্ট বলেন বা, যেকোনো একটা জিনিস বলেন খুব সহজে কিন্তু করা যায় আরকি। যদি আপনার কাছে টাইম বেশি থাকে। আর এইযে এরকম অপচয় করার জন্য কোন ওইযে মোবাইল না থাকে আরকি। সময় অপচয় যে <chuckles> এই জিনিসটা খুবই কাজে দিচ্ছিল আরকি আমার ক্ষেত্রে।
আহ আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। সেটা তো ঠিক। হ্যাঁ, হ্যাঁ। সেটা অবশ্য ভালো বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম। সেটা তো ঠিক। আচ্ছা। না। এ এটা তো আসলে ঠিক যে আপনি আসলে যখন অপচয়ের সময়গুলো আসলে কমিয়ে দিচ্ছিলেন, বিশেষ করে মোবাইল বা, এই জাতীয় যতটা screen time আপনি কিন্তু কমিয়ে দিয়েছেন। চার তার কারণে কিন্তু আসলে আপনার মানসিক শান্তিও ফিরছে। বা, যে কাজের যে সময়টা অফুরন্ত সময় কিন্তু আপনি পেয়ে গেছেন। সেক্ষেত্রে যদি আপনি ১২ ঘন্টা ঘুমান সেক্ষেত্রেও আপনি ১২ ঘন্টা টাইম পাচ্ছেন বা, ৬ ঘন্টা ঘুমালে কিন্তু আপনার ১৮ ঘন্টা টাইম। তার মানে আপনার কোন একটা কাজ শিখতে বা, কোনো একটা কাজের ইচ্ছায় আপনি কিন্তু মনোনিনেশ চাইলেই করতে পারতেন। তো আপনি কি অনুভব করেছিলেন যে, অনলাইনে না থাকলেও পৃথিবী থেমে যায়নি বলে কি আপনার কাছে মনে হয়েছে?
<chuckles> জি, জি। একদম। <chuckles> জি, জি। একদম।